আসলে অনেকদিন ধরে না একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। বিষয়টি হচ্ছে আমি চেষ্টা করছি যে, এই সমস্যাটা থেকে অনেকবার আসলে বের হওয়ার জন্য। অনেক ধরনের পদক্ষেপও নিয়েছি। কিন্তু তারপরও না যখনই শুরু করতে যাই, মানসিকভাবে কেমন জানি না প্রস্তুতিটা নেওয়া হয়ে ওঠে না। যে মনে হচ্ছে যে যে ঠিক আছে আ শুরু করব। শুরু করবটা আসলে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু এটা যে আসলে বাস্তবে এটাকে প্রতিফলন করা উচিত। সেই বিষয়টা না আমি আ আমার ভিতরে মনোযোগের একটা অভাব তৈরি হয়। তো, আমি দেখা যাচ্ছে যে, আ জিমের প্রতি আমার ঠিক আগের মতো না খুব একটা মন মোটিভেশন নেই। মানে দেখা যাচ্ছে আগে যখন একটা মোটিভেশন থাকতো, দেখা যাচ্ছে প্রতিদিনই একটু জিমে যাইতাম। একটু নিজেকে কিভাবে ট্রেইন আপ করা যায়? কিভাবে ভালো, ভালো ওয়ার্কআউট গুলাতে ফোকাস করা যায়? এগুলোতে না অনেক বেশি আ উৎসাহী ছিলাম। কিন্তু এখন না সেই উৎসাহটা আর আগের মতো করে পাচ্ছি না। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি আমাকে একটু পরামর্শ দিতেন আরকি। যে, আসলে আমার আ কি করা উচিত? বা কিভাবে আবার আগের মতো আমি শুরু করতে পারি?
আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। ওকে। হু, হু। আচ্ছা। নিশ্চয়ই। আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে এ বিষয়টা নিয়ে। আর এটা নিয়ে যে আপনি ভাবছেন আ এটাও কিন্তু বেশ বোঝা যাচ্ছে। আহ, তবে অ্যা পরামর্শ দেওয়ার আগে আমি একটু জানতে চাইবো। যে আপনি আ জিমটা পছন্দ করেন কতটুকু? আর আগে কবে থেকে শুরু করেছিলেন, কতদিন আপনি যাতায়াত করেছেন জিমে? তারপর ছেড়েই বা দিলেন কেন? মানে মোটিভেশন এর ঘাটতির কথা বললেন। সেই ঘাটতিটা কেন তৈরি হল, কোন ধরনের বিশেষ পরিস্থিতি নাকি কোন ধরনের মানসিক অবস্থা না অন্য কোন কাজের চাপ? এ বিষয়টা যদি একটু আ খোলাসা করে বলতেন আপনি।
হুম। জ্বী। হুম, হুম। হুম। জ্বী, আসলে আমি জানি যে স্বাস্থ্য এবং শরীল ইট যে যত্নটা এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। তাই আগে এই জিমে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন মনে হয় যে আসলে কোনো মোটিভেশন নাই। যেমন ধরুন আমি প্রায় বিগত ৮ মাস ধরে আসলে জিমে ছিলাম। মানে জিমে যাওয়ার-আসা নিয়ে আমার মধ্যে একটা ভালো একটা ইন্টারেস্ট ফিল করতাম আমি। কিন্তু দেখা যাচ্ছে আ যখন প্রতিদিনই জিমে যেতাম, মানে আমি সপ্তাহে চেষ্টা করতাম আ প্রায় ৫ দিনই জিমে যাওয়ার জন্য। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এভাবে অ্যা জিমে যেতে, যেতে, যেতে একটা সময় না আমার ঠিক উৎসাহটা কমে যেতে থাকে। হ্যাঁ? এইক্ষেত্রে আমার কাজের চাপও রয়েছে। দেখা যাচ্ছে যে নিজের বিজনেস, তারপর নিজের ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার আছে। এবং নিজের পড়াশোনা আছে। সব কিছুকে মেইনটেইন করতে ব্যালেন্স করতে যেয়ে অনেক সময় আ জিমে যাওয়ার জন্য সময়টা ঠিক বের করা হয়ে ওঠে না। তো চিন্তা করলাম যে ঠিক আছে আজকে যেহেতু যেতে পারলাম না, কালকে যাবো। কালকে আমার মনে হচ্ছে যে না আজকে তো অমুক কাজটা বাকি আছে, ওই কাজটা করা উচিত। তাহলে আমি পরশুদিন দেখি যাবো। তো এরকম না এই যে কালকে পরশু করতে, করতে আসলে ঠিক যাওয়া হচ্ছে না। মানে আ ঠিক শুরুটাই করা হচ্ছে না। তো যার কারণে দেখা যাচ্ছে আগে যে হুম, জিমে যাওয়ার যে একটা লক্ষ্য নিয়ে আগে আগাতাম। বা আমার নিজের ফিটনেসের প্রতিও যথেষ্ট একটা ভালো দিকগুলো আসছিল। সেগুলো না এখন আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। এবং নিজেকেই আসলে অনেক আ হতাশ মনে হয় যে আসলে আমি কেন ঠিক আগের মতো করতে পারছি না। হ্যাঁ? তো যতবারই আসলে ওয়ার্কআউট এর কথা মনে আসে আ ততবারই আসলে মন খারাপ হয়। যে মনে হয় আগের আগ্রহটা কোথায় হারিয়ে গেছে। আ একদিকে জানি যে আসলে শরীল সুস্থ রাখাটা প্রয়োজন। আরেকদিকে সেই উদ্দীপনাটাও নেই। তো যে কোনো ছোট কারণেই আবার অনুপ্রেরণা দেখা যাচ্ছে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়েই আ মানসিকভাবে কিছুটা উদ্বিগ্ন হয়ে আছি। জ্বি ভাই।
হুম, অবশ্যই। আচ্ছা। হুম, হুম। ওকে। হুম। ওকে। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ওকে। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। আহা! হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম। আচ্ছা। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক আপনি যে উদ্বিগ্ন হয়ে আছেন এটার যথেষ্ট কারণ আছে। আ কারণ আপনি একদিকে মনপ্রাণে বিশ্বাস করেন যে আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল এবং এই স্বাস্থ্য ঠিক রাখতে গেলে আ জিম বা ওয়ার্কআউট এর যে প্রয়োজন আছে এটা কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনার কথাতেই সেটা প্রতীয়মান। এটা কিন্তু অনেক পজিটিভ, হ্যাঁ? তো আমার মনে হচ্ছে যে আপনার যে কাজের কথা বললেন, বিশেষ করে আপনার ৩ টা পেশা আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনি ছাত্র তার মানে আপনাকে বেশ ভালোই পড়াশোনা পিছনে সময় দিতে হয়। তারপর আপনার ব্যবসার কথা বললেন, সেখানেও আপনাকে যথেষ্টই সময় দিতে হয়। আর তারপর পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কথা বললেন। এটাও তো সময় দাবি করে। আপনি তো মানুষ একা। এতগুলো কাজ যে আপনি সামলাচ্ছেন সেটার জন্যই আপনি প্রথমত আ প্রশংসার দাবিতে আরকি। এবং এই কাজের পরে আপনার কিছুটা ক্লান্তি লাগাটা একদম অস্বাভাবিক কিছু নয়। তো তারপরেও আসলে আ সেটা যেমন সত্য, আপনার ক্লান্ত লাগাটা যেমন সত্য এবং আপনার অনাগ্রহ তৈরি হওয়াটাও তেমনই একটা বাস্তব ঘটনা। তবে কি আপনি যে অনুভব করছেন যে জিমে যাওয়াটা আপনার প্রয়োজন এবং আমি ২ টো প্রশ্ন একটু জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে <smacks lips> প্রথমত জিম ছেড়ে দেওয়ার পর আপনার শারীরিক কোন পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা? আ কারণ এ এটার সাথে একটু আপনার মোটিভেশন এর একটা সরাসরি সম্পর্ক আছে। এটা হয়তোবা আপনি জানেন বা ধরতে পারবেন। আর ২য় টা হচ্ছে যে আপনার সাথে আ আগে কি একা, একাই জিমে যাইতেন নাকি আপনার কোন সঙ্গী-সাথী বা বন্ধু-বান্ধব আছে যারা একটু একসাথে মিলে জিমে যেতেন? এই ২ টা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন।
হু, হু। জ্বি। হুম। জ্বী। উ হুম, হুম। জ্বি। জ্বি। হুম, হুম। হু। হু, হু। জ্বী, জ্বী। হুম। জি, অবশ্যই। আসলে আমি আ এই বিষয়ে আগে থেকেই সচেতন ছিলাম। যে আমার জিমে যাওয়ার আ ১ম দিক থেকে যেই আমার একটা productivity ছিল বা নিজের শারীরিকভাবেও যে উন্নতিগুলা হচ্ছিল। সেগুলা না আ দেখা যাচ্ছে যে day by day যখন আমি জিম থেকে ছেড়ে যাচ্ছি বা আগের মতো consistency টা মেইনটেইন করতে পারছি না। তো তখন দেখা যাচ্ছে যে, আমার শারীরিকভাবে কিছু অবনতিও আমি লক্ষ্য করি। যেমন দীর্ঘক্ষণ জিমে থাকার কারণে আমার প্রতিদিনের যে একটা অ্যাক্টিভনেস ছিল বা একটা চঞ্চলতা একটা ভাব ছিল, প্রত্যেকটা কাজে একটা ভালো মনোনিবেশ করতে পারতাম। এবং সবকিছু মানে না খুব ভালোভাবে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কোন সমস্যা পরিলক্ষিত হো মানে ছিল না। কিন্তু যখন আ ঠিক জিমে যাওয়াটা আগের মতো রেগুলার হচ্ছে না। তখন মনে হচ্ছে যে আমার ঘুমের একটা ব্যাঘাত হচ্ছে বা দৈনন্দিন জীবনে মনোযোগের একটা ঘাটতি হচ্ছে। বা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে শ শ মানে শারীরিকভাবে একটু আ দুর্বলতাবোধ কাজ করছে। যেমন অনেকগুলো কাজ করলে একসাথে একটু ক্লান্তি অনুভব হচ্ছে। যেটা আগে ছিল না। এমনটা মনে হচ্ছে। এখন আপনি যে আরেকটা বিষয় জাই জানতে চাইলেন। যে আসলে আমার আ কোন সঙ্গীর সাথী বা বন্ধুদের সাথে যেতাম কিনা। আসলে বিষয়টা হচ্ছে, আমি আগেও জিমে একাই যেতাম। কিন্তু জিমে যাওয়ার পরে সেখানে আমার আ অনেক আ জিম পার্টনার ছিল। দেখা যাচ্ছে যে আমার বন্ধু বান্ধবী ছিল। তো তাদের সাথে একসাথে আ প্লান করে একসাথে দু মানে একজন অপরজনকে চেলেঞ্জ করে হলেও আরকি জিম করতাম। যে কে আগে বডি growth করতে পারে, ঠিক আছে? এমন একটা আমাদের নিজেদের মধ্যে আসলে একটা ছি দুরন্তপনা ছিল। তো এখন যে বিষয়টি হচ্ছে, ও কিন্তু ওর মতো করে ঠিকই যাচ্ছে বা আমাকেও চেষ্টা করছে নেওয়ার। কিন্তু আমি বলছি, "হ্যাঁ আজকে যাবো।" তো পরে দেখা যাচ্ছে একটা কাজ আসলো বা আমার মন চাচ্ছে না যে না এখন যাব না। আজকে তো একটু টায়ারড লাগতেছে। কালকে যাবো। এইরকম না মানে শুধু বারবার ডিসিশন চেঞ্জ হচ্ছে। কিন্তু ঠিক এক্সাক্টলি যাওয়া হচ্ছে না। তো যার কারণে আসলে সমস্যার সম্মুখীনই হচ্ছি বেশি। জি ভাই।
হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। ওকে। আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। রাইট। হু, হু। আচ্ছা, ওকে। হুম, হুম। হুম, হুম। দারুন ওকে। হুম, হুম। রাইট। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ আম অ্যা ধন্যবাদ ১ম এ আপনি সুন্দর করে দুটো পরিস্থিতির অ্যা বর্ণনা করলেন এবং আমার মনে হয় যে অ্যা সমস্যাটা আ যতটা আপনি অ্যাম জটিল হয়ে গেছে অ্যাঁ অ্যাঁ এতটা জটিল হয়তো হবে না আপনার ফিরে যাওয়া আর কি। আপনি প্রথমত আমি বলবো যে বিষয়টা আপনার কাছে নতুন না, হ্যাঁ। আপনি আগেও গিয়েছেন। আপনি জানেন অ্যা এটার উপকারিতা কি, আপনার মনোযোগ বাড়ে, আপনার শরীরটা ঠিক থাকে। আ প্লাস অন্যান্য কাজে আপনি প্রোডাক্টিভিটির কথা বললেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আরকি যেকোনো কাজে প্রোডাক্টিভিটি। তো উম জিমে যাওয়ার ফলে সেটার আপনার একটা ভালো ফলাফল থাকে থাকতো। আমার মনে হয় কি জানেন? আপনি আপনার আ রুটিনের দিকে একটু আরেকবার তাকান। একটু পর্যালোচনা করুন। পর্যালোচনা করে দেখুন ব্য অ্যা কারণ আমার কাছে প্রধান কারণ মনে হচ্ছে আপনার ব্যস্ততা। হ্যাঁ, আপনার মানসিক যে অবসাদ আছে না যাওয়ার পিছনে, সেটা প্রধান কারণ হচ্ছে ব্যস্ততা এবং এই ব্যস্ততা আসলে আপনি একটু আ রুটিন মেইনটেইন করুন। প্রত্যেকটা কাজকে একটু মা পর্যালোচনা করুন যে আমার কতটা সময় আমার পড়াশোনা পেছনে লাগছে, কতটা সময় আমি ব্যবসার পেছনে দিচ্ছি এবং আপনার গ্যাপগুলোকে একটু খুঁজে বের করুন। গ্যাপগুলোকে খুঁজে বের করলে অ্যা দেখতে পাবেন যে আপনার আস্তে, আস্তে আপনি ধরতে পারবেন যে, কোন সময়টা আমি আসলে আমার নিজের জন্য একটু ব্যয় করবো। কারণ আমি ধরে নিচ্ছি এটা আপনার মানসিক একটা প্রশান্তিও দিবে, অ্যা জিমে যাওয়াটা। যেহেতু এটা আপনি পছন্দ করতেন একটা বিষয়। তো এটা গেল ১ টা দিকে। ২য় টা হচ্ছে যে, দেখুন অ্যা অ আপনার জিমে গেলে প্রোডাক্টিভিটি বাড়ে। আর জিম ছাইড়ে দেওয়ার ফলে কিন্তু আমি স্বাভাবিকভাবেই ধরে নিবো। আপনার স্বাভাবিক যে মনোসংযোগের যে জায়গাটা ছিল সেটা একটু স্বাভাবিকভাবে একটু কমে গেছে। তো
ই উ হুম। হু, হু। জি। হুম। জি। হুম। উ হুম। জি। জি। ঠিক। উ হুম। জি, এক্সাক্টলি।
মনোসংযোগ কমলে কী হয় যে আমার একটা কাজ আগে যেখানে ১ ঘন্টায় শেষ করতে পারতাম সেটার জন্য হয়তোবা আমার এখন ১.৫ ঘন্টা সময় লাগতেছে বা ১০, ১৫, ২০ মিনিট বেশি লাগতাছে। যার কারণ আমি এতগুলো কাজ আপনি যখন একসাথে করতেছেন আপনার টোটাল টাইম কিন্তু বেশি লাগতেছে। হ্যাঁ? তার মানে কি? আপনি যদি জিমে যান, আপনার শরীরটা যদি সুন্দর থাকে, মনটা যদি ফ্রেশ থাকে। ঐটা কিন্তু পজিটিভলি আপনার বর্তমান কাজে আপনার ব্যবসার কাজেই হোক, আপনার পড়াশোনার কাজে হোক এটা আপনার কাজে লাগবে। এখানে আপনার টোটাল টাইম যদি আপনি ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টা সময় ব্যয় করেন, সেখান থেকে কিন্তু আপনি সহজে ১ ঘন্টা বা, ২ ঘন্টা সময় আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এবং ওই সময়টা আপনি আপনার বন্ধুদেরকে বলুন যে ওই সময়টায় আপনারা একসাথে জিমে যাবেন। একসাথে আপনারা ওয়ার্কআউট করবেন। এবং আপনাদের লাইফ এ যে একটা বললেন সুন্দর একটা সময় কাটাতেন জিমে গিয়ে। সো ইউ ব্রিং ইউর অ ও-ই ওই মেমোরি টা আপনারা ফিরিয়ে নিয়ে আসেন। দেখবেন আপনার জীবনটা দেখবেন আরো একটু সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় এটা কি করা সম্ভব হতে পারে আপনার জন্য?
হুম, হুম। হুম, হুম। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। জ্বি। হুম, হুম। না, আমি আসলে ঠিক অবাক হয়ে শুনছিলাম আপনার চমৎকার কিছু পরামর্শ আপনি দিচ্ছিলেন। তো এগুলো আসলে আমি কখনো এভাবে না ভেবে দেখিনি। যে, আসলে এভাবেও তো চেষ্টা করা যেত। আসলে ভেবে দেখা তো দূরের কথা। আমি কখনো চিন্তাই করিনি যে, জিমে যাওয়ার জন্য আসলে আ এরকম পরিকল্পনা করা উচিত বা নিজের আগ্রহ নিয়ে আসার জন্য। তো আপনি এ্যা এত সুন্দর করে কিছু কথা বললেন। এখন আসলে মনে হচ্ছে যে, আ এভাবে চেষ্টা করা যেতে পারে। যেহেতু আমি আপনাকে আগেও বলেছি যে, আমার আ অলমোস্ট ৩টা প্রফেশন আমি belong করছি ব্যাপারটা এমন। তো সেক্ষেত্রে আমার ব্যস্তটাতা আসলে স্বাভাবিক। কিন্তু আপনি ব্যস্ততা থেকে বের হওয়ার যেই উপায়গুলো বলে দিলেন, এগুলো না আসলে আমার ভাবা হয়ে ওঠেনি। তো আমি আ চেষ্টা করছি যে, আ ঠিক একটু নতুন করে যাতে আবার আ মোটিভেশন নিয়ে যাতে এভাবে এগোনো যায়। তো বিষয়গুলো শুনে আসলে খুব ভালোই লাগলো। আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে এগুলোই পর্যাপ্ত, নাকি আ অন আরো কোন কোন কিছু করা উচিত?
হুম। হুম, হুম। ওকে। হুম, হুম। হ্যাঁ, এর স পাশাপাশি উম দেখুন কিছু মে মেডিটেশন করতে পারেন এবং আ হয় না যে, মাঝে, মাঝে ইনস্পায়রেশন হারায় যায় আমাদের জীবন থেকে। তো আ আপনার যারা জিমে যাচ্ছে সেই বন্ধুদের সাথে একটু মাঝে, মাঝে যোগাযোগ করা। তাদের সাথে একটু কথা বলা। তাহলে হয় কি যে আমার পুরনো প্রেম আছে না? এই পুরনো প্রেমটা কিন্তু আবার আ জাগতে পারে। এর সাথে, সাথে আপনার যে মেন্টর বা কোচ তাদের সাথে পরামর্শ নিতে পারেন আপনি। আর আ হ্যাঁ, এ এগুলো করলে আশা করছি আপনি কিন্তু জিমে যাওয়াটা শুরু করতে পারবেন আবার।
হুম, হুম। হুম, হুম। ওকে। হুম, হুম। হুম। জ্বি, বরাবরের মতোই বলতে হচ্ছে যে, আসলে চমৎকার কিছু পরামর্শ ছিল আপনার। আ তো এতক্ষন ধরে আসলে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনে, এত ভালো, ভালো পরামর্শ কিছু দেওয়ার জন্য আ আপনাকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনাকেও অনেক স্বাগতম। আশা করছি আপনার যে, মোটিভেশন টা আছে এটা দ্রুতই ফিরে আসবে। ভালো থাকবেন আপনি।